হ্যাঁ, আমিও যদি বলি গেম গেম কিন্তু আপনার Outdoor game ও হয়ে থাকে, আবার মোবাইল গেম হয়ে থাকে, আ পিসি গেমও হয়ে থাকে। তো এখানে অনেক ধরনের ভাগ রয়েছে। সেক্ষেত্রে যদি আমি বলি আমার জীবনে বিশেষ স্মৃতি তৈরি করেছে কোনটি? সেক্ষেত্রে অবশ্যই আমি বলব যে শৈশবকালে যখন আমি স্কুল থেকে এসে বিভিন্ন ধরণের গেমস খেলতাম, ওইটা কিন্তু এখনো আমার জীবনে বিশেষ একটি স্মৃতি তৈরি করে রেখেছে বা একটি জায়গা ধরে রেখেছে। তারপরও আমরা যেহেতু এখন প্রযুক্তির যুগে রয়েছি সেক্ষেত্রে বলতে গেলেই আপনি যেমনটা বললেন যে, কোভিড-১৯ এর সময় আমরা যখন লকডাউনে ছিলাম তখন কিন্তু আমরা মোবাইল গেমস বা নতুন, নতুন পিসি গেমসের সাথে পরিচিত হই। এবং এগুলো কিন্তু আমাদের জীবনে খুব ভালো একটা প্রভাব ফেলে। কে কেননা আমরা তখন থেকেই অনলাইন জগতের সাথে পরিচিত হয়ে উঠতে শুরু করি। তো সেক্ষেত্রে আমার জীবনে যদি বিশেষ কোন স্মৃতি থাকে আ তাহলে আমি বলব সেটা লকডাউনের সময় ছিল। এবং আ কেন? কেননা আমরা সব বন্ধুরা এ হচ্ছে বাসায় থাকতাম। আ বাহিরে যাওয়ার কোনো ও সুযোগ ছিল না। সেক্ষেত্রে কিন্তু আমরা বাসায় থেকেই একসাথে কথা বলে কিন্তু বিভিন্ন ধরনের গেম খেলতে পারতাম। যেমনটা আপনি বললেন যে "আপনার ব্যাটেল রয়াল গেম খুব পছন্দ।" তেমনি আমারও কিন্তু "শুটিং গেম খুবই পছন্দ।" এবং সেই সময়টাতে কিন্তু আমি এবং আমার বন্ধুরা এই গেমগুলো খুবই এনজয় করেছিলাম। তো আমি মনে করি এটাই আমার জীবনে বিশেষ স্মৃতি তৈরি করেছে।
জে, জি। একদম। জি, জি। একদম, একদম। একদম। জি। জি। একদম, একদম। জি, জি। একদম, একদম। জে, জি। আচ্ছা। জি। জি, জি। জে। জি, জি। একদম, একদম। হ্যাঁ, আসলে আমিও যদি স্মৃতির কথা বলি লকডাউনের মুহূর্তটাই কিন্তু আমাদের জীবনে সব থেকে বড়ো স্মৃতিটা রেখে গিয়েছে কারণ আউটডোর গেমস কিন্তু সবসময়ই খেলা হতো। মোবাইল গেমসটা কিন্তু কখনোই আমাদের মোবাইল বলুন বা পিসি বলুন খুব একটা খেলা হয়ে উঠতো না সবার। কিন্তু যখন দেখা যায় যে লকডাউনের সময়টা আসে তখন কিন্তু আর কিছু করার ছিল না আমাদের যে বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলার আ বা মাঠে গিয়ে আড্ডা দেয়ার খুব একটা সুযোগ ছিল না। সেই ক্ষেত্রে যখন এই গেমটি আমরা পাই তখন দেখা যায় যে গেমের ভিতরে খুবই মজা করে আমরা আড্ডা দিচ্ছি এবং কথা বলছি যা কিন্তু আসলে আমাদের সবার জীবনেরই স্মৃতির পাতায় রয়ে গিয়েছে।
হ্যাঁ। একদম, একদম। হু। হ্যাঁ। একদম। হ্যাঁ, সুযোগটা ছিল না। হ্যাঁ। হ্যাঁ, আমিও এই বিষয়ে একমত।
এবং এটি থেকে কিন্তু আমরা জি, এবং এটি থেকে আমরা অনেক কিছু শিখতেও পেরেছি এই গেমস থেকে। আচ্ছা, আমি যদি আপনাকে আরেকটু প্রশ্ন করি, যে গেম খেলার সময় আপনার কোন অ্যা গুণগুলি উন্নত হয়েছে বলে আপনি মনে করেন?
হুম। আচ্ছা।

আচ্ছা আমি আসলে যদি গেমের চরিত্রগুলিকে নিজের জীবনের সাথে সম্পর্কিতর কথা বলি। তাহলে প্রথমে আসবে যে আমি কোন ধরনের গেম খেলছি। গেম কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। কিছু গেম হয়ে থাকে যে স্টোরি লাইন বেজ যেখানে মানে ১ টা হতে পারে সেই স্টোরিতে আপনি ভিলেনও হতে পারেন। কিছু স্টোরি তে আপনি হিরোও হতে পারেন। তো সেই জায়গা থেকে আমি যদি বলি আমার কিন্তু অ্যা GTA: Vice City এর যে ক্যারেক্টার রয়েছে Tommy Vercetti, ওকে কিন্তু আমার খুবই পছন্দ লাগে এ এবং এর একটা কারণ রয়েছে। কারণ ছোটবেলায় দেখা যেতো আমরা কিন্তু গেমস খেলার খুব একটা সময় পেতাম না। খানিকটা সময় পেতাম যেখানেই কিন্তু আসলে আমাদের এই গেমসের যে মিশনগুলি রয়েছে সেগুলো কমপ্লিট করতে হতো। তো সেইক্ষেত্রে দেখা যেতো যে আমার ১ টি মিশনের কথা এখনো মনে আছে যে হেলিকপ্টার দিয়ে কিছু <smacks lips> বম্ব সেট করতে হতো। সে তো সেই মিশনটি কমপ্লিট করতে গিয়ে দেখা গেছে যে আমি অনেকবার ট্রাই করার পরেও হচ্ছিল না। কিন্তু আমি কিন্তু তখন হার মানিনি বা ছেড়ে দেইনি। তো সেই ক্ষেত্রে তখন দেখা গেছে যে অনেকবার অনেক দিন, অনেকবার তো না অনেকদিন চেষ্টা করার পর
হুম। আচ্ছা। হুম। হ্যাঁ অবশ্যই। আ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ, একদম। হুম। আ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। এটি কিন্তু আমাদের ধৈর্যের একটি পরীক্ষার মতো।
একদম, একদম, একদম। ঠিক। অনেকদিন চেষ্টা করার পর গিয়ে আমি ঐ মিশনটি কমপ্লিট করি। এবং তখন দেখা যায় যে, এইযে একটা জিনিস আমি শিখতে পারলাম যে, কখনো হার মানা যাবে না এবং গেমের যে ক্যারাক্টার টি রয়েছিল সেটিও কিন্তু আমাকে অনুপ্রাণিত করেছে যে ও যখন কাজগুলি কমপ্লিট করছে হ্যাঁ আমিই করছি বাট আমি তো দেখছি ওর থ্রুতেই। তো সেইক্ষেত জি। সেইক্ষেত্রে ও কিন্তু আমাদে আমাকে খুব হেল্প করেছে আমার জীবনকে ঐ ঐ গেমটার সাথে আরো অ্যাটাচ করতে।
হুম। আচ্ছা। যাবে না। হুম, হুম। হ্যাঁ, গেমের গল্প বা চরিত্র গুলোর সাথে মিল রেখে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আমি যদি বলি আমার জীবনের আমার পছন্দের গেমে বা গল্পের চরিত্রগুলো তাহলে আমি বলবো আমার সবচেয়ে পছন্দের গেম হচ্ছে GTA: San Andreas।
জি, জি। আচ্ছা।

হায়!
হ্যালো! কেমন আছেন?
ভালো আছেন?
জ্বি, ভালো আছি।
জ্বি, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে অনেকদিন পর, কাজের ব্যস্ততা রেখে গেম খেলা হয়েছিল। তো আসলে আমার আগের অনেক স্মৃতি মনে পড়ে গেল। তাই আমি আজকে যেহেতু আপনার সাথে কথা হচ্ছে তাই ভাবছি। আপনারও কি গেম নিয়ে কোনো ধরনের স্মৃতি রয়েছে?
হুম। আচ্ছা। হুম। আ গেমের কথা যদি বলি, অবশ্যই গেম নিয়ে আমার স্মৃতি রয়েছে এবং গেম কিন্তু আমাদের, মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ২ টার জন্যই কিন্তু ভালো।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী। একদম।
এবং আমি কিন্তু মাঝেমধ্যেই গেম খেলে থাকি। আমার অবসর সময়গুলো কাটাতে, আমি কিন্তু গেম খেলে থাকি এবং দেখা যায় মাঝেমধ্যে বন্ধুদের সাথে অ্যা যোগাযোগ করার ক্ষেত্রেও কিন্তু আমি গেম খেলে থাকি।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি। জি, জি। হ্যাঁ, গেম কিন্তু আসলে এরকমের।
হ্যাঁ, আপনার কোন ধরনের হুম। অবশ্যই, অবশ্যই। আপনার কোন ধরনের গেমগুলো বেশি পছন্দ এবং কোন ধরনের গেম আপনার জীবনে বিশেষ স্মৃতি তৈরি করেছে এবং কেন?
জি। হ্যাঁ, আমি যদি বলি কোন ধরনের গেম আমার আসলে 'ব্যাটল রয়াল' গেমগুলি খেলতে বেশি ভালো লাগে। যেগুলোতে আসলে মানে, একদম ডিরেক্ট কিছু চ্যালেঞ্জেস থাকে। মানে খুবই তাড়াতাড়ি শেষ করা যায়। বিশেষ করে ওই গেমগুলোই বেশি পছন্দ। আর, আমি যদি কোনো বিশেষ স্মৃতির কথা বলি, তাহলে করোনার টাইমের কথা অবশ্যই আপনার মনে আছে তখন কিন্তু
হুম। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ।
আউটডোর গেমসগুলি কিন্তু খেলা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা, বিভিন্ন ধরনের অনলাইন গেমস খেলা শুরু করেছিলাম, সেই সময় আমি PUBG-র সাথে পরিচিত হই, যে গেমটি আসলে আমার একটি বিশেষ স্মৃতির জায়গা। আপনার?
হুম, হুম। হ্যাঁ।